বাহ! চমৎকার। আসলে এটিই খুব গুরুত্বপূর্ণ এবং চমৎকারভাবে আপনি বলছেন। অ্যা এবং সরল ভঙ্গিতেই বললেন, যদিও বিষয়টা অনেক জটিল যে, অনেক সময় মানুষ অ্যা ভুলে যেতে চায় না, অ্যা যে এহ সম্পর্কটা তৈরি হলো ঠিকই কিন্তু পিছনেরটা ধরে রাখে এ কিংবা ব আবার যদি সুযোগ পায়, সেটা নিয়ে হয়তো কখনো, কখনো একটু খোঁটা <scoffs> মারার অভ্যাস রয়েছে। এ এ এটাও হয়ে থাকে। একটু কঠিন তবে সেটা পড়লে আপনার মতে একটা ভালো হতে পারে, একটা সম্পর্ক পুনর্নির্মাণের পর। শেষের দিকে একটু জানতে চাবো ভালোবাসা, বিশ্বাস নাকি সম্মান? এ কোনটা আসলে পুনর্নির্মাণের ক্ষেত্রে বেশি জোর দিবেন? ভালোবাসা, বিশ্বাস নাকি সম্মান?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, একদমই ঠিক। <chuckles> একদমই ঠিক। হ্যাঁ নিশ্চয়ই। আসলে এই ক্ষেত্রে সবচাইতে বেশি দরকার হচ্ছে হলো মানে যখন আবার পুনর্নির্মাণের ক্ষেত্রে, হ্যাঁ? তখন কিন্তু সম্মানটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এবং হ্যাঁ, একে অপরকে সম্মান করা। কারণ দেখা যাচ্ছে যে, অ্যা বিশ্বাসের তো একটা ঘাটতি হয়েছেই। যে কারণে সম্পর্কটা ভেঙেছে। হ্যাঁ? এবং সেইটা ধাপে, ধাপে আবার মানে বাড়বে। ধাপে, ধাপে হয়তো আবার তৈরি হবে। হ্যাঁ? অ্যা তবে শুরু থেকেই কিন্তু সম্মানের বিষয়টা আনা এটা অনেক বেশি জরুরি। একে অপরকে বোঝার বিষয়টা অনেক বেশি জরুরি এবং অ্যা ভালোবাসা তো অবশ্যই আছে। এই কারণে কিন্তু তারা কিন্তু আবার যুক্ত হতে চেয়েছেন। হয়তো ভালোবাসাটা কিছুটা তীব্রতা কিছুটা কমেছে। কিন্তু মনের একটা কোণে তো ভালোবাসা আছে। এইজন্যই তারা আবার একত্রিত হতে চান। হ্যাঁ? তো শুরুতে সম্মানের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। অ্যা একটা অপরকে সম্মান করার বিষয়টা, হ্যাঁ। এরপরে কিন্তু বিশ্বাস আস্তে, আস্তে আসবে এবং ভালোবাসাও আস্তে, আস্তে বেড়েই যাবে।
ছোট্ট করে একটু যদি হুম, হুম। জ্বি, জ্বি। আচ্ছা, একে অপরকে সম্মান করা। হু, হু। জ্বি। হু, হু। আচ্ছা। বাহ! জ্বি, জ্বি, জ্বি। হতে পারে। হু, হু। জ্বি। এরপরে হয়তো বিশ্বাস কিংবা ভালোবাসাটা আসলে আসতে পারে। হুম, হুম। দেরিও দারু দারুণ, দারুণ অত্যন্ত চমৎকার এবং অ্যা সরল বচন ভঙ্গিতে আপনি চমৎকারভাবে বিষয়টি বলতে বলজ বলেছেন এবং বোধগম্যও হয়েছে যে, আ একটা সম্পর্ক আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আ অনেক সময় সেটা স্বার্থের দ্বন্দ্বের কারণে কিংবা কোন একটা পারিপার্শ্বিক এহ ক কার্যকলাপে অ্যা আমাদের নিয়মিত যেসব অ্যা বাক্য বিনিময় সেখানে স্বার্থের দ্বন্দ্ব প মাঝে, মাঝে আসে। এরকম সম্পর্ক ভঙ্গ হতে পারে। আবার সে সম্পর্ক জোড়া লাগানো খুবই গরুত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আলাপচারিতা আপনার সঙ্গে ভীষণ, ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
<chuckles> একদমই ঠিক। ঠিকই বলেছেন। হ্যাঁ, আ এই সম্পর্ক ভাঙার পর পুনঃনির্মাণের ক্ষেত্রে যে আসলে কিছু কৌশলের কথা আসলে অ্যা বললাম। এটা বলতে পেরে কিন্তু আমারও কিন্তু বিশেষ ভালো লাগলো। হ্যাঁ? বিষয়টা হচ্ছে হল যে, একে অপরের প্রতি আসলে আন্তরিক থাকা, হ্যাঁ? এবং ভুল ভ্রান্তি হলে যত দ্রুত সম্ভব ক্ষমা চেয়ে নেওয়া, এটাই সবচেয়ে ভালো। তো বেশ ভালো লাগলো কথা বলে। আশা করছি অনেক, অনেক ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।
হু, হু। জ্বি। জ্বি, হুঁ, হুঁ।

একদমই ঠিক। আসলে এটা কিন্তু অনেক বেশি বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা মানে ধাপ, হ্যাঁ? আসলে সম্পর্ক পুনর্নির্মাণের ক্ষেত্রে যে, আবার পুনরায় আসলে শুরুটা কীভাবে করা যায়, হ্যাঁ? তো আ এই শুরুটার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু ইতস্ততা করে থাকেন। অ্যা দেখা যাচ্ছে যে, উম অ্যা অনেক সময় হয় যে একে অপরকে ক্ষমা করে দিয়েছেন ঠিকই। এ কিন্তু শুরুর ক্ষেত্রে যেয়ে একটা এতদিন ধরে আবার দেখা সাক্ষাৎ হয় না, আবার হঠাৎ করে শুরুটা কীভাবে করা যায়? প্রথম কথাতে কী বলবো, কথা কিভাবে শুরু করবো? এই ব্যাপারে ইতস্ততা করতে করতে অ্যা বিষয়টা একটু কঠিন হয়ে যায়। দেখা যাচ্ছে যে অনেক সময় পার হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় অ্যা যে সেই দুজনের মধ্যে যদি কোনো এরকম কোন তৃতীয় পক্ষ থাকে, আ যে ব্যক্তিটা দুজনেরই বেশ ভালো একজন বন্ধু। আ হ্যাঁ আস্থাভাজন কোন ব্যক্তি, তার সহায়তা নেওয়া যেতে পারে। অ্যা তার দ্বারা হয়তো শুরুটা করা যেতে পারে, হ্যাঁ? এছাড়া উম এছাড়াও হতে পারে যে এহ ম এইটা একটা বেশ গুরুত্বপূর্ণ মানে উপায় হতে পারে। এছাড়াও দেখা যেতে পারে যে সম্পর্কটা যদি বেশ দূরের হয়, হ্যাঁ, যে long distance relationship। যে অ্যা ছেলে হয়তো দেশে থাকে মেয়ে হয়তো বিদেশে থাকে। হ্যাঁ। একদমই ঠিক। সেক্ষেত্রে হয়তো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সম্ভবই না। আ তখন আসলে ইতস্ততা না করে আসলে কিছু তো করার নেই। তখন কিন্তু আসলে ভিডিও কলের মাধ্যমে আ মানে দেখা গেল যে ফোনে কথা বললে অনেক সময় বিষয়টা স্পষ্ট নাও হতে পারে। দেখা গেল যে একটু ভিডিও কল এর মাধ্যমে কথা বলে নিলে ভালো হতে পারে।
জি, জি নিশ্চয়ই। নিশ্চয়ই তাই। হু, হু। জি। কোথা থেকে করব কিভাবে শুরু করব? জি, উহুম। হ্যাঁ। জি। যে আস্থাভাজন কোন ব্যক্তি। উ হু। হু, হু। আচ্ছা। হু, হু। দেখা করা কিংবা লোক দিয়ে এ সম্ভব হচ্ছে না যেখানে। হুম। জি, জি। হ্যাঁ। জি, জি। জি, জি। অবয়বটা যদি দেখানো যায় মুখের এক্সপে এক্সপেরিয়েন্স টা যেন বোঝানো যায় জি। হুম।
<laughs> হ্যাঁ, একদমই ঠিক। আসলে মানে ফোনের কলে তো আসলে সবকিছু আসলে বোঝানো যায় না যে। আ সে কতটুকু আসলে দুঃখ প্রকাশ করছে বা কি ব্যাপার আসল বিষয়ে, হ্যাঁ? তো এইক্ষেত্রে ভিডিও কল ভালো মাধ্যম হতে পারে।
নিশ্চয়ই তাই। উ হু। আদৌতে সে আসলে উম নতজানু হয়েছে কিনা কিংবা আগ্রহী কিনা সেটা হয়তো বুঝা যায়। হুম।
<laughs> হ্যাঁ, একদমই ঠিক বলেছেন।